আচ্ছা, এক্ষেত্রে সত্যি কথা বলতে কি? এখানে গুরুত্বের বিষয়টা কিন্তু এসে পড়ে। হ্যাঁ? আপনার আসলে বুঝতে হবে যে, কোন জায়গায় কোন গুরুত্ব কোন কাজে কিভাবে দিচ্ছেন। <smacks lips> তো এক্ষেত্রে বে যেটা হচ্ছে যে, আমি যদি, দেখা যায় কি? যে, সারাদিন তো আসলে অনেক কাজের মধ্যেই মানে, করা থাকি। এর মধ্যে যদি আমি, আমার একটা ছোট্ট একটা রুটিন বলি। তো রুটিনটা হচ্ছে গিয়ে, আমি আসলে সকালে দেখা যায় ৮ টার সময় মানে বাসা থেকে বের হই। সারাদিন আসলে ক্লাস করে ৪-৫ টা ক্লাস করে, নিজে টি টিচিং অ্যাসিস্ট্যান্ট এর হিসেবে কাজ করি। বাসায় আসতে, আসতে ৬ টা। এরপরে ২ টা স্ডেটুন্ট পড়ানো হ্যাঁ, হ্যাঁ, ২ টা স্টুডেন্ট পড়ানো। দেখা যায় কি? বাসায় আসতে, আসতে রাত ৯ টা, ১০ টা বাজে। তো <smacks lips> এরকম কাজ কিন্তু আসলে দৈনন্দিন জীবনে থাকবেই। তো এক্ষেত্রে যদি ধরেন পরিবারের কোন একটা কাজ এসে পড়ল বা পরিবার আসলে আমার থেকে একটা কিছু এক্সপেক্ট করতেছে, হ্যাঁ? তো তখন কিন্তু আমার পরিবারকে গুরুত্বটা দিতে হবে। অথবা ধরেন হচ্ছে গিয়ে, আ যেকোনো কাজই আমাকে আসলে দেখা যায় কি? গুরুত্ব সহকারে ভাগ করতে হবে হ্যাঁ, হ্যাঁ, কুম গুরুত্ব সহকারে ভাগ করতে হবে। তো সেখানে অবশ্যই গুরুত্বের বিষয়, পরিবার সবার আগে থাকবে। এবং উ পরবর্তীতে যেটা হয় যে, এভাবে আসলে কাজগুলো যখন ভাগ করে নেই, তখন কিন্তু আসলে ওই মনোমালিন্যের যে বিষয়টা, ওইটা কিন্তু আলাদাভাবে থাকে না কেটে যায়। জি। এভাবেই চেষ্টা করি আরকি।
আচ্ছা। ঠিক আছে। জি, জি। ওকে। বাহ! বেশ। হ একটা দেরি হয়ে যায়। আচ্ছা। হু, হু। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। পরিবারে গুরুত্বটা দেন, আরকি। আচ্ছা, ঠিক আছে। হু, হু। সেটা কেটে যায়। আচ্ছা, ঠিক আছে। এটা কিন্তু বেশ অ্যা বাস্তবসম্মত উপায়ে বললেন যে, আপনি আ চেষ্টা করেন যে আসলে কাজ এবং কাজের অগ্রাধিকারটা কতটুক সেটা দেখেন এবং সেটা পরিবারের যেকোনো একটা কাজে কর্মে, যেখানে আপনার উপস্থিতি থাকাটা প্রয়োজন ছিল বা আছে, তখন আপনি ওই অনুযায়ী আসলে ব্যবস্থাটা নেন, সেটা কাজ ফেলে হোক বা কাজ রেখে হোক। এবং এটা কিন্তু আপনি যেটা ভারসাম্য রাখেন, সেটা কিন্তু খুবই সুন্দরভাবে রাখেন। তো এসব ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে, বিশেষ করে যখন আসলে আ ছুটির দিন বা অনেক সময় থাকে না সাপ্তাহিক যেসব ছুটিগুলোতে আসলে, কাজের তেমন একটা প্রেশার নেই। তো ঐ দিনগুলোতে কি আপনি চেষ্টা করেন নিজেকে সময় দিতে, ব্যক্তিগতভাবে বা পরিবারের সাথে সুন্দর সময়টা কাটানোর জন্য?
হু, হু। প্রয়োজন। হুম, হুম। ছুটির দিন, জি। প্রেশার নেই।